ঠিকই বলেছেন আপনি, আগেকার তুলনায় এখনকার যে আমাদের প্রযুক্তিটা অনেক ব্যাপক আকারে এটা ভূমিকা পালন করতেছে। সেক্ষেত্রে আমরা পূর্ব দিনের কথা বা অতীতের কথা এখন ভুলে যাচ্ছি দিনে, দিনে শুধুমাত্র প্রযুক্তির কারণে। এই প্রযুক্তি আমাদের অনেকটা পরিবর্তন করে দিচ্ছে এবং নতুন এ সহজ করে দিচ্ছে পথ চলা এবং আপনার আয়-ব্যয় থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের সমানে সহায়ক ভূমিকা পালন করতে
উম হুম। উহুম, জি। হুম, হুম, হুম। হুম। জি। হুম। হুম, হুম। হুম, হুম। উহুম, উহুম। উহুম, হুম, হুম, হুম। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক।
তো এতে করে পরবর্তী প্রজন্ম আরও অনেক এর মধ্যে সুযোগ সুবিধা পেয়ে যাবে। যেদিন যেটা যে, যে, হ্যাঁ।
উহুম। হুম। হুম। ঠিক বলছেন। আরো আরো আরো তো আসতেছে। যেমন ধরেন এই যে, অ্যা এখন তো ধরেন মানুষজন গান শুনতে গেলে তো আগে তো ৩০ টাকা দিয়ে cassette কিনতে হইতো। মনে আছে আপনার?
হুম। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ।
ঐ যে আইয়ুব বাচ্চু তারপরে James এদের যখন কিনা নতুন cassette বের হইতো, তারপরে আসিফের বা মমতাজের বা ধরেন, অ্যা এক ও তখন ১ টা শিল্পী ছিল, অ্যা মনির চৌধুরী। মনির চৌধুরীর cassette, অ্যা এই যে এদের cassette যখন বের হইতো, আকবর, আকবর, হ্যাঁ। অ্যা আকবরের যেসব অ্যা cassette গুলা ছিল তখন তো ৳৩০ দিয়ে পাওয়া যাইতো। এখন কিন্তু ব্যাপারটা কিন্তু আর সেরকম নাই, না ভাই? এখন তো mobile এ গান শোনা যায়, নাকি?
জেমস এর জি, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। জ্বি, জ্বি, জ্বি। আকবর, হ্যাঁ। <chuckles> জি। হ্যাঁ। না, না। এখন এখন আপনের এমন এক প্রযুক্তি এসেছে ক্যাসেট কিনতে হচ্ছে না। এক মোবাইলে আপনি কি শুন শুনবেন বা কি দেখবেন, যেটাই মন চায় সেটাই আপনি দেখার সম্ভব হচ্ছে। কিন্তু আগে সেটা ছিল না। তো প্রযুক্তি কিন্তু এটা আমাদেরকে মানে উপহার দিয়ে দিছে, যে আসলে আমরা যে জিনিসের প্রয়োজন মনে করতেছি সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো পরবর্তীতে আরও হয়তো আর অনেক কিছু পাইতে পারি আমরা। এতে করে আমাদের খুবই উপকার হবে জ্বি, জ্বি।
জি, জি। ঠিক। হুম। হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। হুম। উ-হুম। হুম। জি, জি। একদম, একদম ভাই। জি, জি। হ্যাঁ, আসতেছে তো। নতুন নতুন তো নতুন নতুন, নতুন তো প্রতিদিনই আসতেছে, তাই না? তো মানে আপনি সারাদিনে আসলে ধরেন mobile এ বা, আম ধরেন, অ computer এ বা TV তে, কোন কোন প্রযুক্তি আপনি সবচাইতে বেশি ব্যবহার করেন ভাই? সারাদিনে কি TV দেখা হয় বেশি, নাকি mobile ব্যবহার করা হয়, নাকি computer ব্যবহার করা হয়, কোনটা?
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জি। হুম। জি। এখন আসলে আগেকার উ যুগে যেমন প্রথমে ছিল রেডিও তারপরে টিভি। এখন দেখছেন যে মোবাইল আসছে এবং কম্পিউটার। আসলে টিভির গুরুত্ব বা রেডিওর গুরুত্ব অনেকটা কমে গিয়ে আছে। তো সেক্ষেত্রে মোবাইল তো all time সঙ্গের সাথী হয়ে গেছে এবং কম্পিউটারটাও আ এ প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রে কম্পিউটার। কম্পিউটারের কোন বিকল্প নাই। তো আমরা কম্পিউটার এবং মোবাইলের মানে যে যদি গুরুত্ব
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ উহুম। হুম, হুম। বাহ, বাহ! উহুম। উহুম, উহুম। আ না, আপনি কোনটা ব্যবহার করতেছেন? আপনি কি ব্যবহার করতেছেন কোনটা? মানে mobile?
ই যে আমি আমি অ হ্যাঁ, all time মোবাইল বেশি ব্যবহার করি। কম্পিউটার করি
আ mobile এ গান-টান শোনেন নাকি? নাকি mobile এ মো mobile এ সিনেমা টিনেমা দেখেন না?

আচ্ছা, আচ্ছা।
মোবাইল-টোবাইল ফেলে দিয়ে ভাই আমার নিজেরই অবস্থা খারাপ হয়েছে। কিরে ভাই এরকম হঠাৎ করে কোত্থেকে? আপনি দেখবেন Facebook-এ এরকম কতগুলো video পাওয়া যায় যে ধরেন আপনি দেখতেছেন হঠাৎ, হঠাৎ করে মাঝখান থেকে ভূত একটা এসে লা লাফ দেয়
<chuckles> আসলে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না ঠিকই বলেছ। মোবাইলে ভূত হয়ে গেল। <chuckles> আসলে দৃশ্যটা অন্যরকম যে কি।
মোবাইল পড়ে গেছে ভাই আমি, আমি এত ভয় পাইছি। পরের দিন, পরের ২ দিন আমি ভাই এই জিনিস নিয়ে ভয় পাইছি। আমি একটু এমনিতে ভীতু মানুষ। ভ মানে ভ ভ ভূত-টুতে তো আসলে একটু ভয় পাই। <giggles>
আই <chuckles> যদিও ভূত বলতে কিছু নাই তারপরেও কিন্তু আমাদের একটা কল্পনা আছেই, হ্যাঁ? এককভাবে আমরা চলতেছি, এককভাবে রাত্রে চলতেছি। মনে হচ্ছে যে পিছনে কেউ না কেউ আমার সঙ্গে আসতেছে, হ্যাঁ? তখন কিন্তু bathroom singer-এর মতনও মানে গানের একটা এহে গানের, গানের সুর নাই তারপরেও গান, হ্যাঁ? এইরকম আসলে সবারই জীবনে আছেই।
না, না। হ্যাঁ, এটা তো থাকবে না ভাই। হ্যাঁ। ওরে বাবারে! এই কথা বলিয়েন না। <laughs> হ্যাঁ, হ্যাঁ, এটা তো হয়। এটা এটা হয় ভাই। এটা স্বাভাবিক। এখন একটা জিনিস খেয়াল করছেন ভাই যে মানে মোবাইল নিয়ে তো আমরা বহুত কথা বলে ফেলতেছি, তাই না? বহুত কথা হয়ে গেল। কিন্তু এম একটা জিনিস দেখবেন যে এটা তো শুধুমাত্র আমরা বলতেছি যে মোবাইলের যে আছে ভালো গুণ যেগুলা আছে, ভ মোবাইল ভালো আছে, ঠিক আছে। মোবাইল কিন্তু আসলে ভাই মাঝেমধ্যে এটার জন্য সমস্যাও পড়তা
জি, জি। উহ জি, জি। হুম। হ্যাঁ। যে উম জি, জি।